হ্যাঁ, নিশ্চয়ই। আসলে আমার জীবনেও তো ব্যর্থতা হয়েছে। তো সেখান থেকে ফিরে আসার জন্য আসলে কিছু ছোট পদক্ষেপ আমাকেও দিতে হয়েছিল। তো অ্যা সেইটার মধ্যে একটা হতে পারে যে আসলে ব্যর্থতাকে মানে এড়িয়ে না গিয়ে ব্যর্থতাকে স্বীকার করে নেয়া। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অনেকে আসলে অ্যা মানে ব্যর্থ যে হয়েছে সেটা স্বীকার করতে চায় না বা মেনে নিতে চায় না। হ্যাঁ, তো আমার ক্ষেত্রে মনে হয় কি অ্যা ব্যর্থতাকে খুব সহজে মেনে নিয়ে এবং এ সেখান সেটাকে বিশ্লেষণ করে যে আসলে কোন কারণে ঠিক কি কারণে ব্যর্থতাটা এলো অ্যা সেটা বোঝার চেষ্টা করে সামনে এগিয়ে যাওয়ার মন-মানসিকতা তৈরি করাই কিন্তু গুরুত্বপূর্ণ।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, একটু বলুন না জি। ও। জি, জি। আচ্ছা, আচ্ছা। হু। জি, জি, জি। আচ্ছা, আচ্ছা। মানে আপনি মূলত ফ ১ম, এ চিহ্নিত করেন যে ব্যর্থতাটা হয়েছেন কেনো? বা ব্যর্থ হয়েছেন কেনো? এরপরে ওখান থেকে আপনে অ্যা আপনার প্রতিক্রিয়া বা আপনার যে কাজগুলো আছে ওভাবে ঠিক করার চেষ্টা করেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা বুঝতে পেরেছি। তো এখানে একটা প্রশ্ন থাকে যে, মানে শুরুটা করতে গেলে কিন্তু মানে মাঝে, মাঝে একটু মনে হয়, আচ্ছা আমি এক কি আসলেও এটা নিয়ে কাজ করাটা কি ঠিক হবে নাকি না? তো এই ভয়টা কাটিয়ে উঠার জন্য আসলেও কি করা যেতে পারে?
উম একদমই ঠিক। পরবর্তী পদক্ষেপগুলা একদমই ঠিক। হুম নিশ্চয়ই দেখুন, এই ভয়টা কাটিয়ে ওঠার জন্য আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে হলো যে এই বিষয়টার ব্যাপারে আপনার আগ্রহ আছে কিনা এটা আসলে যাচাই করা অনেক বেশি জরুরি। হ্যাঁ? সে যদি আপনার আগ্রহ থাকে সেই বিষয়ে এইবার ব্যর্থতা আসুক বা সফলতা আসুক আপনি কিন্তু করে দেখার ক্ষেত্রে কিন্তু ভয় পাবেন না। হ্যাঁ? আ <smacks lips> তো হ্যাঁ, তো যেমন ধরুন, একটা উদাহরণ দিয়ে যদি বলি, যেমন ধরুন, যে আমার বাইক চালাতে কিন্তু ভালোই লাগে। বা আমি ভালোবাসি। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে যখন ১ম, ১ম, বাইক চালানো শিখতে গিয়েছি, তো সেই ক্ষেত্রে বেশ কয়েকবার পড়ে গিয়েছি। ভালোমন্দ ব্যথাও পেয়েছি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার যদি আসলে ভালোবাসা যদি বাইকের ব্যাপারে না থাকতো বা ঐরকম যদি আগ্রহের বিষয় যদি এটা না হতো, সেক্ষেত্রে কিন্তু আমি সেখানেই বাদ দিয়ে দিতাম যে না একটা বিপদ হয়েছে, ঝামেলা হয়েছে। তো আমার আগ্রহ ছিল। <chuckles> একদমই ঠিক।
আচ্ছা, আচ্ছা। এইটা কিন্তু চমৎকার বলেছেন! জি। আচ্ছা, আচ্ছা। পরে গিয়েছেন জি। জি, জি, জি। অ্যা চমৎকার একটা চমৎকার, একটা উদাহরণ দিয়েছেন। জি, জি, জি। তো এটা কিন্তু একটা চমৎকার উদাহরণ দিয়েছেন। মানে এরকম মানে, অ্যা আপনি যেটা বলেছেন, যে একটা স্থির মন-মানসিকতা এবং লক্ষ্যটা পূরণ করাটা এইটা মানে কঠোর রাখা উচিত, তাইতো?
একদমই ঠিক।